জ্বী অবশ্যই। আসলে আ সাবধানতার অভিজ্ঞতা বলতে যদি বলতে হয়, আ ধরেন কোন ব্যক্তি এমন একটা ব্যক্তির সাথে কথা বলতেছি যে, তাকে আমি চিনি না। তো সেক্ষেত্রে অবশ্যই সাবধানতার সাথে কথা বলার চেষ্টা করি। আ বা যদি আ পরিবারের সাথে কথা হলে তো সাবধানতার বিষয় নেই। তারপর হচ্ছে বন্ধু-বান্ধুদের সাথে কথা হলে এখানে কোন সাবধানতার বিষয় নেই। আ বা অফিসের কোন client বা আমার client এর সাথে কথা হলে একটু এই হ্যাঁ।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, একদম। তো বন্ধু বান্ধবের সাথে কথা বললে তো সাবধানতার কি দরকার আসলেই হয় না? দেখা যাচ্ছে screenshot নিল বা এমন একটা ভাবে কথা বলছেন যেটা হয়তো বা পরে এ হচ্ছে সবাইকে দেখায় দিবো বলে দিল। এই type এর কি কখনো কিছু হয়?
হ্যাঁ, জি, আপু। আ আচ্ছা, আচ্ছা। হুম, বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা। আ <chuckles> ও আচ্ছা ওই বিষয়ে গেলে অবশ্যই হ্যাঁ, বন্ধু-বান্ধব ফাইজলামি ক্ষেত্রে আসলে আ আ এটা হয়ে থাকে। কিন্তু আমি মনে করি serious বিষয়ে যখন আসি, তখন কিন্তু আসলে যে, দেখা যাচ্ছে অফিসের ক্ষেত্রে বা ওই যে, যখন আমি বাইরের কোন client এর সাথে কথা বলার চেষ্টা করি, তখন কিন্তু একটু আ আরকি একটু মানে serious সতর্ক হওয়ার চেষ্টা করি। যে, আসলে আ ১ম দিকে video কলে না কলে কথা বলে audio কলে বা message এর ক্ষেত্রে চেষ্টা করে থাকি। তারপর হচ্ছে face না দেখিয়ে আ স ১ম এই আমি আমার face টা না দেখিয়ে তার face টা দেখার চেষ্টা করি যে, আসলে সে কি real বান্দা নাকি বা দেখা যাচ্ছে কোন মানে কোন সমস্যা হতে পারে কিনা এ বিষয়ে খেয়ালগুলো রাখা হয় হ্যাঁ। <laughs>
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বুঝতে পারছি। একদম, একদম। R Real বান্দা ছাড়া আসলে fake বান্দা কিভাবে ভিডিও কল করবে বা আপনার কি কারণে মনে হয় যে, এটা রিয়েল?
ও আচ্ছা, আচ্ছা। আ বলা মানে trap এ ফেলার অনেকেই অনেকেই আছে কিন্তু trap এ ফেলার চেষ্টা করে। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আ মানে অনেকেই কিন্তু দেখবেন যে, আসলে যারা ক্যামেরা স open করেও কিন্তু ক্যামেরার সামনে আসে না। তখন কিন্তু একটু সন্দেহজনক মনে হয় যে, আ তারা trap এ ফেলার চেষ্টা করতেছে। তো সেই ক্ষেত্রে আসলে কথাটা বলেছিলাম। আরেকটা জিনিস আসলে হ্যাঁ, বন্ধু-বান্ধবের ক্ষেত্রে এটা হয় যে, এমন একটা পরিস্থিতির মধ্যে আছি, আ সে তারা ছবি তুলে নিতে পারে বা দেখা যাচ্ছে ভিডিও record করে রাখতে পারে। সেটা পরবর্তী একটু ছোটখাটো blackmail করার <scoffs> জন্য টুইট নেওয়ার জন্য এটা করে থাকে।
ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম। একদম ঠিক। আচ্ছা মানে ওই মজা দুষ্টুমি করে আরকি। তো অনেক video calling apps আছে, অনেক এ service আছে যারা video call করার সুযোগ দেয়। আপনি সবথেকে কোনটা বেশি ব্যবহার করেন এবং কেনই বা ওইটা ব্যবহার করতে এত বেশি পছন্দ করেন? এই বিষয়ে যদি একটু বলেন?
একদম। জি, অবশ্যই। আ আচ্ছা, আচ্ছা। আ আমার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হচ্ছে WhatsApp আর হচ্ছে Messenger সোশ্যাল মিডিয়া যেটা রয়েছে সেটার হচ্ছে আমি ব্যবহার করি। এই ২ টা আমার সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আ Messenger টা ব্যবহার করা হয় যে, আসলে আ কেন যে, আশেপাশে সব বন্ধু-বান্ধব একসাথে connect আছে। সেক্ষেত্রে Messenger টা বেশি ব্যবহার করা হয়। বা দেখা যাচ্ছে অনেক বন্ধুর নাম্বার নেই কিন্তু Facebook এ আমরা একসঙ্গে connect রয়েছি। তো সেক্ষেত্রে এইজন্য audio video কলে কথা বলা হয়। আর হচ্ছে WhatsApp এ কথা বলা হয় যে, official যে, কাজগুলো রয়েছে বা বাইরে কোন কাজ দেশের client দের সাথে বা আমাদের হচ্ছে খুব কাছের লোক যেগুলো রয়েছে তাদের সাথে contact এর সাথে WhatsApp এ কথা বলার চেষ্টা করি। মানে ২ টা দিয়েই কথা বলা হয়। WhatsApp, Messenger টার দিয়েই কথা বলা হয়।
ও আচ্ছা। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। একদম, একদম।